আর আপনার যদি আরো বলি তাহলে বলব যে আ কি বলে ওটাকে? আ বাইরে যে ছবিগুলো পোস্ট করা সেখানে সেখানে তো অবশ্যই যেমন আ আমাদের দৈনন্দিন জীবন সহজ হয়ে গিয়েছে আর অসৎ মানুষ তো সবাই আছে।
হুম। উম জি। হুম, হুম।
উম জি, এটা আরকি ব্যাপার।
জি।
আর প্রযুক্তি তো আমাদের জীবনকে সহজই করে দিয়েছে।
উম আরেকটা আসলে ছোট্ট একটা বিষয় আমি আপনার কাছ থেকে একটুখানি জানতে চাই। সেটা হচ্ছে যেমন প্রযুক্তি যেমন সহজ করে দিয়েছে উম তেমন কিন্তু আমাদের যেই আ পারিপার্শ্বিক সম্পর্কগুলা কিংবা যদি বলি উম যে পারিবারিক সম্পর্ক, বন্ধু-বান্ধবের সাথে সম্পর্ক, সেক্ষেত্রে আপনার আসলে কী মনে হয়? সেটা কি কাছে নিয়ে এসেছে নাকি আসলে একটু দূরেও আমাদেরকে করেছে?
হুম, হুম। উম জি। হুম, হুম। আ আমার তো মনে হয় যে এই ক্ষেত্রগুলো একটু দূরে দূরেই করে গিয়েছে। যেমন আগের ক্ষেত্রে কি হতো দেখেন আ আপনার বন্ধু-বান্ধবদের সাথে আসলে স সামনাসামনি দেখা হত। বা সামনাসামনি দেখা হলে ১ কাপ চা বসে খেতে পারতাম আ এখন হ যদিওবা আসলে ঘন্টার পর ঘন্টা ঘরে বসে কথা বলতে পারি। তবে এই যে আ একটা জায়গায় যেয়ে বা কষ্ট করে যেয়ে যে ব্যাপারটা আরকি সেটা কিন্তু আসলে এখন বর্তমান সময় নেয় না বর্তমান সময়ে নেই। যেমন আপনাদের ক্ষেত্রেও যদি আমি বলি যে আ আপনি আগে একটু আগে যেমনটা বলছিলেন যে আসলে আপনার বান্ধবীরা <chuckles> শাড়ি পরে তারপরে ভিডিও কলে দেখছেন। তো ব্যাপারটা যদি আসলে স আ সামনাসামনি হত তাহলে হয়তো কোথাও ঘুরতে যেতেন বা আপনার সামাজিকতার যে ব্যাপারটা আছে হ্যাঁ। সেটা কিন্তু আসলে খুব ভালোভাবে আরকি আ প্রকাশ পেত বা আ আরেকটু বেশি খুশি থাকতে পারতেন।
হুম। হুম। হুম। উম জি। হুম, হুম। আ জি। হুম। হুম, হুম। জি, খুবই ভালো হতো। হুম।

আচ্ছা। <chuckles> আমি আসলে, উম এখনো খাওয়া-দাওয়া করিনি। আ কিন্তু বসে, বসে আসলে সবার সাথে একটু খবর রাখছিলাম। যাদের সাথে দেখা হয়নি বা কথা হয়নি। আ তো চেষ্টা করছিলাম আসলে সোশ্যাল মিডিয়াতে কথা বলার জন্য। আ যে কে, কে আসলে অ্যাক্টিভ আছে কিংবা উম উ খোঁজখবর নেওয়ার জন্য হয় না? যে বিশেষ দিনে তো খোঁজখবর নেয়া উচিত।
হু, জ্বী। হুম। হুম। আচ্ছা। বুঝতে পারছি। হু, হু, হু। অবশ্যই। আমি, আমি আপনার এইযে, অনলাইনে খাবার অর্ডার দিয়ে আরকি খেলাম আজকে। যেহেতু ঈদের দিন, আ খালা ছুটি। আ নিজেরও রান্না করতে মনে চাচ্ছে না। তো সব মিলিয়ে কি করবো? আর এখন যে হোটেলে যেয়ে খাবো, হোটেলেও তো আসলে বন্ধ। তো এখন অপশন একটাই পেয়েছি যে, ইন্টারনেটে খাবার অর্ডার করে খেয়ে নিলাম আরকি।
জ্বি। আচ্ছা, আচ্ছা। <chuckles> জ্বি। হুম। হুম। জ্বি।
আর ভাবছিলাম যে আসলে ইন্টারনেট যদি না থাকতো
হু, তাও তো খুবই চমৎকার যে আপনি আসলে, ইন্টারনেটে হ্যাঁ অর্ডার করতে পেরেছেন, এটা তো খুব চমৎকার একটা বিষয়। শুধু একবার ভাবুন তো খালাটি আপনি ইন্টারনেটে অর্ডার করার সুযোগ সুবিধা যদি না থাকতো এবং আপনি যদি রান্নাও করতে না পারেন, তাহলে কি হতো?
হ্যাঁ। হু, জ্বি। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, আবার এখন বর্তমান সময়ে এইযে ঈদের কারণে কিন্তু আ হোটেলও বন্ধ আরকি। হোটেলে যাওয়ার চেষ্টা করছিলাম। তবে আ না পেরে আরকি আ শেষমেষ ইন্টারনেটেরই সাহায্য নিলাম। আর নেওয়ার পরে এখন এইযে আপনার সাথে খাওয়া-দাওয়া করে গল্প করতে পারছি আরকি।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম।
আর, এটা আসলে অনেক এ মজার একটা ব্যাপার। হ্যাঁ?
জ্বি। যাক বেশ ভালো। মানে সহজ
<smacks lips> অনেক মজার একটা ব্যাপার। দেখেন আ আপনার আ যদি ইন্টারনেট না থাকতো তাহলে মনে হয় আজকের দিনটা আমার উপসে চলে যেত আরকি। বা কষ্ট করে যেতে
জিস <chuckles> ঠিক। আসলেই। এবং এই সকল অবদান কিন্তু আমি মনে করি যে আ প্রযুক্তির। আ কারণ প্রযুক্তি আসলে আমাদের জীবনকে এতটা সহজ করে দিয়েছে। এ মানে এতটা আ সহজেই যে আমরা এসব কাজ করতে পারব সেটা কিন্তু আসলে আমরা কখনো ভাবিওনি। তো আমিও আসলে এইযে বসে, বসে কিন্তু আমার বান্ধবীদের সাথে এ কারণ ওরাও আসলে গ্রামের বাড়ি গেছে কিংবা আম একসাথে তো আর নেই, অন্য বছর যেটা হয় আমরা রোজার ঈদে ঘুরতে যাই একসাথে আ কেনাকাটা করি, ঘুরি আ মজা করি। তো সেটা তো আর আসলে কোরবানির ঈদে হয় না, তো যেটা হয় যে এই অনলাইনেই সবাই সেজেগুঁজে ভিডিও কল করি, আ কথা বলি।
উম জি। হুম, হুম। হুম, জ্বী। আহ! সেটাই। হু, জ্বী। আ হ্যাঁ। মানে <chuckles> হ্যাঁ
কে কি কিনলো? কে কি করলো? কে কতটুকু কাজ করলো? সে গল্প তো আমরা এখন অনলাইনেই করি।
হ্যাঁ, হ্যাঁ।